<chuckles> আসলে ঘুমের ক্ষেত্রে আলাদা কিছু আমরা মনে করি যে থাকা দরকার। বিশেষ করে দেখেন
<laughs> জি। হুম। জি, ভাই।
<tsk> আমরা যখন ঘুমাইতে যাইব
হুম। জি, ভাই।
আমাদের ঘুমের রুমটা বলেন, আমাদের বেডটা বলেন
হ্যাঁ, হ্যাঁ।
এটা কিন্তু সুন্দর হতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্ন হতে হবে।
হ্যাঁ, তা আপনি আপনি ঠিক বলেছেন মানে আসলে অ্যা আমি আমাদের ধর্মে দেখেছি আরকি মানে প্রতিদিন বিছানা ঝাড়ু দিয়ে বা পরিষ্কার করে ঘুমানোটা সুন্নত। মানে আ দেখা যাচ্ছে সাপ, পোকামাকড় হোক, তারপরে ময়লা আবর্জনা হোক, অনেকেই তো পড়ে ধুলাবালি। মানে আমাদের তো মানে যে এয়ার টা আছে এয়ার তো পলিউশন সবসময় হচ্ছেই। তো এখানে ধুলাবালি থাকে। এই যে সমস্যাগুলা। তো বিছানা বালিশ পরিষ্কার করে আবার ঠিকঠাক মতো ঘুমাতে যখন সবকিছু পরিষ্কার থাকবে, স্নিগ্ধ থাকবে তখন কিন্তু ঘুমানোর মজাটাই আলাদা। না ভাই, কি বলেন? <chuckles>
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। হু, হু। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমিও আপনার সাথে একমত যে ঘুমাইতে গেলে আমরা যেখানে ঘুমাবো, সেই জায়গাটা যদি সুন্দর না হয় তো আমাদের সুন্দর ঘুম কিভাবে হবে? <chuckles> অ্যা হ্যাঁ। এবং ঘুমানোর ক্ষেত্রে আমি মনে করি আ রং টা একটা ব্যাপার। সা বিশেষ করে যদি সাদা, সবকিছু সাদা হয় হ্যাঁ? তো দেখবেন ঘুমটা বেশি সুন্দর হয়।
জি। সুন্দর না হয়। না, তো তা তো অবশ্যই। মানে জি, ভাই। আচ্ছা, আচ্ছা। জি। আচ্ছা, এটা আমার জানা ছিল না। তবে আমি জানলাম যে আমার এ রুমে এখনো আমি কলার করিনি। হ্যাঁ, শুধু প্লাস্টার দেওয়া আছে। তো আমি চিন্তা করতেছি এই সাদা কালারই আমি করব।
<chuckles> হ্যাঁ। হ্যাঁ। এক সাদা কালার প্লাস অ্যা বেডশিটটা, বালিশ। মানে সবকিছু সাদা হইলে আ বিশেষ করে দেখবেন আপনি ভালো, ভালো হোটেলে গেলে আম হ্যাঁ দেখবেন সব সাদা হওয়ার একটাই কারণ। <chuckles>
জি। হ্যাঁ, হ্যাঁ। জি, হ্যাঁ সাদা। আজকে আজকে বুঝতে পারলাম যে আসলে এই সাদা জিনিসটা খুব স্নিগ্ধ আরকি। আর সুন্দর আর কি। তো ভাই এই যে মানে ঘুম কিন্তু আমাদের আ মৌলিক চাহিদা যে আছে শরীরের মৌলিক চাহিদা সবচেয়ে উর্ধে কিন্তু। তো সেটা বিষয় নিয়ে কথা বলে খুব ভালো লাগলো ভাই। আপনি আমাকে অনেক কিছু শিখালেন। তার মধ্যে সাদা কলার আমার রুমে করে নিবো। হ্যাঁ? তো আপনি সে পর্যন্ত ভালো থাকবেন ভাই। <chuckles> অ্যা জি, আপনি সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা আমি আপনার সাথে। হু, হু। <chuckles> আমার বেডশিট, বালিশ সবই সাদা। <chuckles> হ্যাঁ। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সকাল।
জি ভাই। শুভ শুভ সকাল ধন্যবাদ ভাই।
ধন্যবাদ।